না, ব্যাপারটা এমন দেখেন, এই সকল অভিজ্ঞতার আসলে দরকার আছে। কারণ অভিজ্ঞতা না হলে কিন্তু আসলে মানুষ পরিপক্ক হয় না। তো সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তীতে এমন কোন যদি বন্ধু বা কোন মানুষ যদি আপনার আশেপাশে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতাই আপনাকে স্মরণ করিয়ে দেবে যে মানুষটা হয়তোবা আপনার জন্য ভালো না। হুম, হুম। তো আমি বলব আসলে এই অনুভূতিগুলোর আসল নে জি বলেন।
জি। রাইট। রাইট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, exactly. হ্যাঁ, হ্যাঁ উম মা জি। হ্যাঁ, আপনার সাথে কথা বলা আসলে বেশ ভালো লাগলো। অনেক কিছু share করতে পারলাম অনেকদিন পরে। আ জিনিসটা ঘটে গিয়েছে আরও ৪-৫ বছর আগে। তো এটা এখন মনে করে আসলে আ ভালোই লাগছে, আসলে খারাপ লাগছে না।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আসলে ম আসলে ব্যাপারটা হলো এমন যে মন খুলে বলার পরে কিন্তু আসলে ভালোই লাগে। আসলে আপনার সাথে কথা বলেও আসলে পুরনো স্মৃতিগুলো আসলে বলে নিজের কাছেও ভালো লাগলো। <scoffs> তো জি। অবশ্যই, অবশ্যই। তো ভালো থাকবেন। শুভ রাত্রি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, আমারও ভালো লাগলো কথা বলে। হয়তো অন্য আরেকদিন কথা হবে। আ সে পর্যন্ত ভালো থাকবেন। জি, শুভরাত্রি। Thank you so